দেখুন সব কার্টুনেই মোটামুটি আ বেশ কিছু পছন্দের আ ব্যাপার ছিল। আ যেমন যদি বলি ছোটাভীম কার্টুনে কিন্তু একটা ভালো একটা গ্রাম ছিল ঢোলকপুর। আ ওইখানকার যে, পরিবেশটা তারপরে যে, আ চরিত্রগুলো আ বেশ ভালো লাগতো। মনও মানে তখন ছোটোবেলায় তখন মনে হত যে, যদি ওইখানে যেতে পারতাম ওদের সবার সাথে দেখা হতো। হ্যাঁ? তো এরকমটা ছিল। তারপরে আ Tom and Jerry যখন দেখি ওটাও বেশ ভালো লাগে। ওর প্রত্যেকটা আ মুহূর্তেই বেশ ভালো লাগে। তো একটা পার্টে হচ্ছে গিয়ে আ টম জেরিকে আসলে আ প্রটেক্ট করে বা বাঁচায় সবসময়। ওই ব্যাপারটা ওই আ ওই যে, যে, আ পার্ট টা ওটা বেশ পছন্দের ছিল। উম তারপরে হচ্ছে গিয়ে আ আরো যে, কার্টুনগুলো ছিল আ ওই এ্যা আপনার আ মটু পাতলু। মটু পাতলুদের গ্রামেও মানে ওরকম, ওরকম, <blows air> মানে ওই জায়গাটাও বেশ পছন্দের ছিল। তারপরে আ আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে আ 'গোপাল ভাড়ের' আ 'গোপালভাড়' একটা কার্টুন আছে। তো সেটা দেখার সময়ও কিন্তু আসলে ওই যে, যে, আ উহু 'রাজা কৃষ্ণচন্দ্রের' আ রাজপ্রাসাদ। তারপরে হচ্ছে গিয়ে আ আ ওই যে, যে, জায়গাটা আসলে ওটা, ওটার, ব্যাপারেও বেশ খানিকটা আগ্রহ থাকত। যে, ম মানে মনে হত যে, ছোটবেলার আ মনের আ আবেগ তো তখন আসলে ইচ্ছা হত যে, ওখানে যদি আসলে যেতে পারতাম। আ বেশ মজা হত। <chuckles> হ্যাঁ।
হুম। হ্যাঁ, হ্যাঁ। জি। ভালো লাগতো আচ্ছা। হু, হুম। আচ্ছা। ভালো লাগবে। আচ্ছা। বাচায়। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। যেতে পারতেন। আচ্ছা। এ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না মানে বিষয়টা আসলে আ খুবই ভালোই লাগলো শুনে। যে, আপনার আসলে এত কিছু মনে আছে এবং আ সবগুলো আপনার নামও বললেন। এগুলো কিন্তু আসলে বে সচরাচর সবার দেখা যায় না। তো বড় হওয়ার পরেও মানে আ ঠিক আছে সবাই কার্টুন দেখতো। কিন্তু মানে এইভাবে কিন্তু যে, আপনি মু <swallows> মনে রাখলেন। সেটা কিন্তু আসলে খুবই দারুণ একটা বিষয়। তো এক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করি। যে, এই যে, আপনি এত ধরনের কার্টুন দেখলেন বা এত কিছু কথা বললেন। এটা কি আপনার মানে আ যখন দেখতেন তখন কি আসলে আপনার পরিবারের কেউ আপনাকে বকা ঝকা দিতো? বা বড় হয়ে যে, দেখতেন তখন কি আসলে আপনাকে বকতো? অথবা মানে আপনি যখন দেখতেন তখন আপনার আশেপাশে কারা থাকতো? বা এই, এই, বিষয়টা যদি একটু আনুষঙ্গিক বলতেন?
হ্যাঁ।